হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার ওইযে ১ম, দিকে অ্যা ১ম, দিকে অনলাইন এ ঠিক আছে। অনলাইন এ আসলে কথাবার্তা বলা। কিন্তু যখন আমি তাদের সাথে আসলে একটা লম্বা সময়ের জন্য কাজ করব বা একটা গুরুত্বপূর্ণ কাজ তাদের সাথে আমি করছি। ওই ক্ষেত্রে আমার মনে হয় যে একবার হলেও আসলে মুখোমুখি বসে কথা বলাটা খুব কা
জি, জি, জি। আচ্ছা। হু, হু। অ্যা কথাবার্তা বলা দরকার। আচ্ছা ঠিক আছে। এটা আপনি আসলে অ্যা অনেকটা ভালোভাবেই বললেন, যে আসলে বিভিন্ন কর্মক্ষেত্রে দেখা যায় যে ইমেইলের মধ্যে আসলে স মানে কথাবার্তা সীমাবদ্ধ থাকে। তবে আপনি চেষ্টা করেন যে যেটা মানে বেশি প্রয়োজন বা যেটা বেশি দরকারি যেখানে আসলে সরাসরি কথা বলা প্রয়োজন, ওই পরিস্থিতিতে আপনি চেষ্টা করেন সরাসরি কথাবার্তা বলতে। এতে করে আসলে মানে পরিস্থিতি সামলে ওঠার জন্য কি, কি করা দরকার সেটা বুঝে উঠতে পারেন। এবং আপনি তখন আসলে ওইটার মানে against এ পদক্ষেপ নিতে পারেন। তো অনেক ক্ষেত্রেও দেখা যায় বিশেষ করে যারা আসলে মানে আজকালকার ছেলেমেয়েরা, আপনার পরিবারের সদস্য যারা ছোট রয়েছে আরকি বিশেষ করে। বা যারা তরুণ প্রজন্ম বা ছোট বা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা একটু বেশি এইযে অনলাইন কেন্দ্রিক ঝুঁকে পড়তেছে বা অনলাইনে মানুষের সঙ্গে কম মেলামেশা করে। তাদের দেখা যায় যে সরাসরি মুখোমুখি networking এর বিষয়টা অনেকখানি আসলে বলতে গেলে সবার সাথে কমে যাচ্ছে। তো এই বিষয়ে আপনি অ্যা তাদেরকে কী, কী ধরনের পরামর্শ বা উপদেশ দিবেন?
হ্যাঁ। আ হ্যাঁ। জি। হ্যাঁ। আসলে দেখেন এখানে না আমার মনে হয় যে, এটা আমার একান্ত একটা ধারণা যে আমার মনে হয় যে এক্ষেত্রে পরিবারকে একটু সচেতন থাকা দরকার। যে আ আমার ঘরের যারা ছোট আছে বা যারা টিনেজ আছে, ওরা আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে কতটুকু সময় দিচ্ছে বা অনলাইন এ আসলে তারা বেশি করছে কিনা। আর আমাদের সময় হতো কি আমরা দেখতাম যে, মা-বাবারা বা দাদা-দাদিরা হচ্ছে যে অ্যা ঘরে বসে আসলে আড্ডা দিত তাই না? যে অ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তারা গোল চক্র হয়ে হ্যাঁ, কথা বলত। তা এখন কিন্তু দিন, দিন এটা কমে যাচ্ছে। আমার মা'রাও আসলে এখন দিন, দিন হয় কি যে তারাও ফোনের মধ্যে গ্রুপ কল এর মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে। অ্যা কিন্তু আমরা ছোটকালে দেখেছি বিধায় আমরা এটা জানি যে হ্যাঁ, একসাথে বসে আড্ডা দেওয়াটা খুব মজার। তো তারা তো এটা দেখছে না। কারণ আমরা তা করছি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ১ম, স্টেপ টা পরিবারে নেওয়া উচিত যে তাদেরকে দেখানো যে হ্যাঁ, ওদেরকে ওই গুরুত্বটা বুঝানো। যে সামনা-সামনি কথা বলার গুরুত্বটা কি, ওই ব্যাপারটা আসলে বুঝানো। তো ওই ক্ষেত্রে আমার মনে হতো তাহলে ওটা বুঝবে।
আচ্ছা। জি, জি। আচ্ছা। সবাই মিলে একসাথে সময় ব্যয় করত। আচ্ছা। <chuckles> জি, জি। আচ্ছা। হু, হু। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু খুবই হুম, হুম গুরুত্বপূর্ণ একটা কথা বললেন এখানে আপনি। যে আসলে এই যে সরাসরি কথাবার্তা বলা বা পরিবারের সবাই একসাথে মিলেমিশে বসে কোনো একটা বিষয়ে আলোচনা করা। এক্ষেত্রে তাদের আসলে মানসিক বিকাশটাও অনেক ভালো হয়। কারণ আপনি যেমনটা বললেন, ছোটবেলায় আপনি দেখে আসতেন সবাই মিলে বসে আলোচনা কোন একটা বিষয় নিয়ে। সেটা ছোট হোক বড় হোক সবার মতামত যখন আসলে অ্যা সরাসরি নেয়া হইতো তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো। এবং বিশেষ করে আজকালকার অ্যা প্রজন্মদের ক্ষেত্রে আরকি যেটা দেখা যায় তারা অনলাইনে বা ফোনে অনেকটা ব্যস্ত হয়ে পড়ে। যার কারণ আপনি যেমনটা বললেন, যে অভিভাবকদের কিন্তু এ বিষয় নিয়ে একটু সতর্ক থাকা উচিত। তো এই ক্ষেত্রে এই যে networking গড়ে তোলার জন্য অনেকেই তো থাকে বিভিন্ন আ রকম আসলে দেখা যায় যে আ মানে অনেক সময় লাগে। যে কোন একটা মানুষের সাথে বা কোন একটা ব্যক্তির সাথে। মানে অনলাইন হোক বা মুখোমুখি হোক, সরাসরি networking করতে বেশ খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার। এমন না যে আসলে একটা মানুষের সাথে সারা সরার সাথে সাথেই networking টা হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে সবচেয়ে বাস্তবসম্মত এবং দ্রুত উপায় কি একজনের সাথে networking করার?
হ্যাঁ